আচ্ছা। হ্যাঁ, এসব বিষয়ে অবশ্যই নিরাপদ আ নেওয়া যেতে পারে। যে আসলে যেমনটা আপনি বললেন, যে bKash থেকে নাহিদ বলছি। এটা আ এখনো চলে বা আগেও চলত কিন্তু। কিন্তু আমি দেখেছিলাম যে আসলে এই বিষয়ের মধ্যে একটা কি আ মানে পয়েন্ট ছিল যে আসলে তারা যেটাই বলুক না কেনো কিন্তু একটা ওটিপি যেটা একটা সিস্টেম থাকে এটা কিন্তু চায়। মানে সে bKash থেকে বলুক বা যেখান থেকে বলুক ফ্রড করার সময় এই জিনিসটা চায়। কিন্তু আমরা যদি এই জিনিসটা কখনোই যদি তাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু কখনোই আমাদের আসলে এইযে ডিজিটাল পেমেন্ট অ্যাকাউন্ট গুলো কখনোই আ ফ্রড এর চিন্তাভাবনা কখনো হতে পারে না। কারণ এই জিনিসটা হচ্ছে মেইন এমন একটা জিনিস যদি এটা শেয়ার করে দেই তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। তো এটা কিন্তু একটা নতুন একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আমার সাথে কিছুদিন আগেই হয়েছিল। যে আসলে তারা আমাকে বলতেছে যে অ্যা এটা একটা নতুন সিস্টেম আরকি। যে bKash থেকে ফোন দিয়ে বলতেছে, "আপনার একাউন্টটা বন্ধ করে দেয়া হলো। আপনাকে আ আ আমার এই একাউন্টটা চালু করার জন্য আপনাকে কিছু শর্ত আছে সেগুলো মানতে হবে।" আ আমি বললাম, "আচ্ছা কি শর্ত বলেন?" বলে যে, "আপনার এই নাম্বারে WhatsApp খোলা আছে?" মানে, "হ্যাঁ, হোয়াটসঅ্যাপ খোলা আছে।" মানে, "আপনাকে WhatsApp এ কল দেয়া হবে। আপনারা এই স্ক্রিনটা শেয়ার করবেন, আপনাকে আমরা বলে দেবো কিভাবে কি করতে হবে।" আ আমি কই কি ব্যাপার WhatsApp ত করব আবার স্ক্রিন শেয়ার করবো। এটা কিভাবে আবার করব করা হবে তাদের। তখন চিন্তা করলাম যে আসলে আ যে ওরা হচ্ছে স্ক্রিন শেয়ার করবে সেটার মাধ্যমে যে এখন ওটিপিটা পাঠাবে। সে ওটিপিটা কিন্তু উপরে মোবাইলের উপরে কিন্তু ভেসে উঠবে। সেই জিনিসটা কিন্তু তৎক্ষণি তারা তারা দেখে নিবে। তাহলে কি হলো তাকে ওটিপিটা আর চেতে হলো না। তো এটা একটা ফ্রড এর সিস্টেম ছিল। হয়তোবা আমি এটা বুঝতে পেরেছিলাম কিন্তু এইজন্যই কিন্তু সেটা হয়নি। যারা কিন্তু আসলে বুঝতে পারবে না তারা কিন্তু এইযে এই ধরনের কিন্তু করে। আ ফ্রড এ পরে যায়।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। রাইট। রাইট। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। রাইট। <chuckles> বাহ! না সেক্ষেত্রে আপনি তাদের কি উত্তর দিয়েছিলেন? এটা খুব মজার বিষয় মনে হচ্ছে আপনার ক্ষেত্রে। কারণ যেহেতু আপনি জিনিসটা জানেন তো তাদের সাথে আপনি কি ধরনের আচরণ করেছিলেন? আ এটা যদি একটু বলতেন?
আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, অবশ্যই। আচ্ছা। আ হ্যাঁ, অবশ্যই একটু মজা নেওয়ারও চেষ্টা করেছিলাম যে, "ভাই ঠিক আছে আমি আপনাকে bKash এ আ এই অ স্ক্রিনশট দিবো। ভিডিও কল দেন কিন্তু আমার ফোনে আসলে ডাটা নেই। আপনি যদি একটু কিছু টাকা পাঠায় দিতেন আমি ডাটাটা নিয়ে বা রিচার্জ করে দেন আমি নিয়েই আপনার সঙ্গে, সঙ্গে দিচ্ছি।" আমার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত টাকা আছে। আমি যাদেরকে লোভ দেখানোর চেষ্টা করছি যে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে আমি আ এইটা আমি এখন এটা চাই যে স্বচ্ছল লোক। আমার খুব ইমার্জেন্সি বিষয়। তো তারা কিন্তু হয়তো বুঝতে পেরেছিল বলে যে, "আসলে bKash কে কখনো এভাবে বলা হয় না। কাউকে টাকা রিচার্জ করে দেওয়া হয় না।" তো এরকম কথাবার্তা বলতেছে। আমি তারপর বলি যে, "আমি তো আর ভাই আমি পারতেছি না। আপনি যদি দিতে পারেন তাহলে কিন্তু ভালো হতো।" তারপরেও সে কিন্তু রূপ প্যাচায়, প্যাচায় ফোনটা কেড়ে দিছে। যে বুঝতে পেরেছিল যে আমিও তাদের সাথে শয়তানি করছি।
হ্যাঁ। <giggles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ!